হ্যাঁ, আসলে এরকম হয়। আ এই রকম জিনিস অনেকগুলো ক্ষেত্রেই হয়। কারণ আমি আসলে একটা জিনিস নিয়ে থাকি না। তো আমি নানা ধরনের জিনিস এক্সপ্লোর করতে পছন্দ করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আ যে একদমই রেগুলার বেসিস এ যদি বলি সেটি হচ্ছে আমার গাছ আছে, অনেক গাছ আছে সেগুলোকে দেখি। আর আমার হচ্ছে পাখি আছে, অনেক পাখি আমার। তো অ <chuckles> সেগুলোকে আসলে আ এমন হয়েছে যে আসলে শখের পর্যায়ে সেগুলো আর নেই। সেগুলো হচ্ছে আমার জীবনের একটা অংশ হিসেবে আসলে আমি দেখি যে ওরা আমার লাইফ এর একটা টাইম এ। তো এরকমও হয়েছে যে, আমার পড়ালেখার চাপ এত প্রচন্ড বেড়ে গিয়েছে যে আমি আ এমন হয়েছে যে, আমার অনেকগুলো গাছ আসলে প্রপার টেক কেয়ার কিছু গাছ আছে খুবই নাজুক থাকে যাতে প্রপার টেক কেয়ার না করলে মারা যায়। তো এরকম হয়েছে, আমার ৭ থেকে ৮ টা গাছ মরে গিয়েছে। কারণ আমি আ আসলে প্রচন্ড ব্যস্ত ছিলাম আম্মু হ্যাঁ, আমার মা আসলে অসুস্থ ছিল। তাকে নিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। হসপিটাল বাসা মানে বাসা ম্যানেজমেন্ট আ নিজের যে কাজ আছে সেগুলো নিয়ে দেখা গেছে যে, আমি কোনোভাবে আসলে বারান্দায় যাওয়ার সময় পাইনি। কিংবা এরকম হয় না যে, আসলে আমরা এটা থাকে যে দৌড়ের উপরে থাকার একটা ব্যাপার থাকে। তো এরকম হয়েছে যে, আমি জাস্ট আমার যে পাখিগুলো আছে ওদেরকে কোনোরকম আমি খাবার দিয়ে যেতাম কিংবা আমার বাসায় যে, আ আমার ভাইগনা ভাইগনি আসতো। যেহেতু ওরাও পাখি পালতো। ওদেরকে বলতাম যে একটু ওদেরকে দেখেও। মানে ওদের যে ক্লিন আপ এর ব্যাপার আছে ওদেরকে একটু দিতাম। মানে জিনিসগুলো এরকম হয়েছে অনেক টাইম এ যে আমি জিনিসগুলোর থেকে হুম, হুম।
বুঝতে পারছি। বাহ! <chuckles> বুঝতে পারছি। হুম, হু। সময় দিতে পারেননি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হুম, হু, হুম, হু। মানে খুব বেয়ারলি আপনি জিনিসগুলাকে টেক কেয়ার করার সুযোগ পেয়েছেন। তো এইযে, যখন একটু গিল্টি ফিল হয়েছে বা যখন একটু মন খারাপ হয়েছে যে, আপনি হয়তো সময় দিতে পারছেন না পছন্দের গাছ বা পাখিগুলাকে তখন আসলে কি করলেন বা ওই জায়গা থেকে পরে কি ক অন্য কোনো কিছু ট্রাই করা হয়েছে?
হ্যাঁ, আসলে আ দেট টাইম এ তো একটা মেডিকেল সিচুয়েশন ছিল। প্রত্যেক মানে যখন এরকম হয়েছে তখন একটা জিনিস নিজেকে বললাম যে, "দেখো আমার কাছে যেটা আসলে প্রায়োরিটি। আমার মা আমার কাছে সবথেকে বেশি প্রায়োরিটি।" তো তার হেলথ অ্যান্ড সা স্বাস্থ্যটাই আমার কাছে আগে। তো ওই জিনিসটা আমি সেটেল হোক। এরপর আমি যে জিনিসটা আছে সেটাই আসলে আ পূরণ করব কিংবা আমি আসলে চাইলে জিনিসগুলো তো আবার আসলে করা যাবে। গাছটাকে চাইলেই আমি আবার আনতে পারবো। তো এইভাবে আসলে নিজেকে বোঝানোর চেষ্টা করতাম। যেটি আসলে নিজেকে বলা যায় সান্ত্বনা দেওয়া আসলে এ ছাড়া আর কিছুই না
হু, হু। হু, হু। <chuckles> অবশ্যই।
তো এভাবে করতাম। পরবর্তীতে যখন একটু সিচুয়েশন ভালো হলো তখন দেখা যেত যে, ঐযে আ ফে একদমই কাজের টাইম ছাড়া এমন হয়েছে যে ২৪ ঘণ্টা আমি ০.৫ ঘন্টার আ বেশি আমি ফোন ধরিনি। এরকম আমার দিন গেছে। অ্যা
আচ্ছা মানে স্ক্রিন টাইম আপনার ২৪ ঘন্টা ০.৫ ঘন্টা ছিল মাত্র। বাহ! <chuckles>
একদমই নেই। হুম, হু। তো ঐখান থেকে টুক, টুক, টুক করে একটু, একটু করে আমি টাইম বের করতাম। সেটি হয়তো বা ৫ মিনিট হোক ১০ মিনিট হোক। মানে আমার যে জিনিসগুলো আছে সেগুলোকে যাতে আমি এটলিস্ট খুব ভালো মত টাইম দিতে না পারলেও ওদের যাতে অযত্ন না হয়। সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতাম।
বুঝতে পারছি।